ভাই, আপনি তো অল আপনি তো একবার ইন্টারনেট চলে, যাওয়া তো অনুভব করেছেন কী হয়। যদি আবার এমন হয় ৭ দিনের জন্য ইন্টারনেট চলে গেছে তখন আপনি কী করবেন?
জি। তখন আশা রাখা যায় যে Elon Musk-এর গিয়ে পাও ধরবো ভাই। Elon Musk কে, Elon, Elon Musk কে বলব যে ভাই তোমার Starlink থেকে Starlink-টা একটু, একটু দিয়ে দাও ভাই। এছাড়া তো আর কোন উপায় নাই ভাই। কারণ যখন একটা দেশের mainframe থেকে internet বন্ধ করে দেওয়া হয় বাব ওই রকম পর্যায়ের কাজকর্ম কিচ্ছু করার থাকে না। আপনি এক পারেন Elon Musk-এর মতো বা Iron Man-এর মতো নিজের satellite বানিয়ে নিতে। ওই satellite দিয়ে আপনি নিজের internet নিজে চালাবেন।
<laughs> Starlink-এর জন্য? তখন আসলেই কিছু করার থাকে না। ওহ! সেটা তো ভাই আমাদের সকলের স্বপ্ন। সেটা তো আমি ছোটবেলায় যখন ১ম, Iron Man দেখেছিলাম বুঝছেন? যে তখনও আমার মাথায় ওইটাই এসেছিল যে আমি ১ম, এ research করা শুরু করে দিয়েছিলাম। জানেন, আমি তখন class 7-8 এ পড়ি something আমার মনে নেই। যে
উম সেঠাই, এঠাই। জি, জি। জি। জি। Arc reactor বানানোর research।
হ্যাঁ, তো পরে আমি জানতে পারি যে ওই যে জিনিসটা বানায় ওই জিনিসটা আসলে বাস্তব দুনিয়ারই না। যে ও হ্যাঁ, আর ওই জিনিসটা যে পরিমাণে মানে শক্তি উৎপন্ন করে পুরা একটা শহর চালানো যাবে। মানে ওই ছে
জি। কাল্পনিক। এটা কাল্পনিক। জি, জি। জি। নি ওটার, ওটার ভিতরে, ওটার ভিতরে nuclear fission বারবার হইতে থাকে। মানে atom একজনের সাথে একজন clash করতে থাকে। তো constant atom clashing nuclear arc reactor বানাইতে গেলে ভাই এটা আপনার Marvel universe-এ যাইতে হইবো ভাই। না Marvel universe-এর ভিতরে যেতে হবে।
হ্যাঁ। আর অসম্ভব, অসম্ভব। ভাই? এই যে দেখেন আমাদের এই যে মুভির শখ, আমাদের এই শখ, শখও কিন্তু আসলে ইন্টারনেটের জন্যই চলতেছে। নইলে এটাও চলত না। আপনি কি জানেন?
জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কারণ বাংলাদেশের, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি অনেক সিনেমা বলেন বা অনেক game বলেন এগুলো কিন্তু internet-এর কারণে আসে না। বাংলাদেশের market পায় না। সেই জিনিসগুলো কিন্তু আমরা অন্যান্য তরিকায়, অন্যান্য মানে কায়দায় internet থেকেই আদা মানে আদায় করে নেই জিনিসটা। জি।
অবশ্যই। পদ্মদিনকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই ভাই। ভাই আপনি একটা মজার জিনিস জানেন কিনা? যে এই যে আমাদের অ্যা প্রযুক্তির এত উন্নত হয়েছে জানেন? এই electricity মানে এই যে বিদ্যুৎ আসার পর থেকে আমরা যতই মনে করেন যে শক্তি উৎপন্ন করি আমাদের বিদ্যুৎ নিয়ে কিন্তু চিন্তা একটাই জানেন? সেটা হইল কিভাবে কোন শক্তি ব্যবহার করে একটা turbine ঘুরানো যায়। সেটা nuclear fusion বলি বা অন্য কিছু বলি জানেন nuclear fusion-এর মধ্যেও এই শক্তি ব্যবহার করে just একটা turbine ঘুরানো হয় যেখান থেকে বিদ্যুৎ আসে। এটা আমার কাছে খুবই মজা লাগছে। যে আমরা বিদ্যুৎ উৎপন্ন কেমনে করি একটা, একটা চাকতি যেটা ঘুরাইলে বিদ্যুৎ উৎপন্ন হয়। <chuckles>
জি। জি। জি। জি। জি। না এর <chuckles> জি। জি। না, না তার থেকে তো ভালো আমি বলব ভাই ওই যে ওই windmill গুলো লাগায়া দেওয়া বড়, বড় পাঙ্খা ওগুলো ঘুরতে থাকবে। ওগুলো current তৈরি করতে থাকবে।
না, সমস্যা হইল তো ওগুলা তো সমস্যা হইলো যে যথেষ্ট পরিমাণে বুঝছেন? মানে nuclear fusion কি হয় অনেক দ্রুত ঘুরে।
জি। জি, জি।
আর এই যে দেখেন আমাদের জ্ঞান, বিজ্ঞান যত কিছুর আমাদের যে শিক্ষার প্রসার সবকিছু কিন্তু ইদা ইন্টারনেটের যদি ইন্টারনেট না থাকে আমরা কিন্তু জাতি হিসেবে অ পড়ব। অনেক।
জি, জি। জি।